<chuckles> অসম্ভব। এখন তো আমরা এতটা প্রযুক্তিনির্ভর হয়ে গিয়েছি যে, আসলে প্রযুক্তি ছাড়া আসলে চিন্তা করাটাই অসম্ভব আমার কাছে লাগে। এই যে আমি আপনার সাথে কথা বলছি এটাও তো একটা প্রযুক্তির স্রোতে কথা বলছি, তাই না? <chuckles>
<chuckles> হ্যাঁ। <chuckles> হ্যাঁ, তা তো অবশ্যই। এবং প্রযুক্তি আসলে দেখা যায় যে সব কিছুর সাথেই জুড়ে আছে এবং আ উম হুম।
আজকে অবশ্যই এখন যদি, হ্যাঁ, এখন যদি আমি যদি একটা party খুলাইলে যদি একটু পড়াশোনার বিষয় নিয়ে যদি কথা বলি, আপনার কাছে কেমন মনে হয় যে, প্রযুক্তি ব্যবহার না করলে পড়াশোনাটা কেমন হতো? আপনার কাছে যদি একটু যদি question টা করি, কেমন মনে হয়?
হুম, হুম। <chuckles> আ প্রযুক্তি ছাড়া পড়াশোনা? <chuckles> ব্যবহার না করলে? <chuckles> হ্যাঁ, তাহলে দেখা যেত কি যে, ওই যে প্রতিদিন class room-এ সময়মতো যেয়ে পুরো মনোযোগ দিয়ে class-এ বসে class-টা করা লাগত এবং হচ্ছে গিয়ে যে, প ওখানে বসে যতটা সম্ভব সব বুঝে আসা লাগত। বাড়িতে এসে যে আসলে যখন পড়তে যেয়ে যে, কিছু বুঝতে আ পারব না এবং সেটা জিজ্ঞেস করতে হলেও দেখা যেত যে পরের দিনের জন্য আমার বসে থাকা লাগত যে, আবার কবে যাব? class-এ যাব, teacher-এর সামনে যেয়ে তাকে জিজ্ঞেস করব ঠিক না? <chuckles> অ্যা।
<laughs> হ্যাঁ, ওহ! আচ্ছা, আ আচ্ছা। আচ্ছা। বসে থাকতে লাগত। <chuckles> <chuckles> হ্যাঁ, অবশ্যই, অবশ্যই আমি আপনার সাথে একমত এই জায়গাটাতে। একটা জিনিস কি আসলে আমরা বর্তমান যুগে দাঁড়িয়ে আসলে প্রযুক্তি ছাড়া পড়াশোনা করাটা খুবই চিন্তার বাইরে মনে হয়, আমার ব্যক্তিগতভাবে। কারণ হচ্ছে জিনিসটা যখন COVID-19 যখন আসলো জিনিসটা আরও হাড়ে, হাড়ে ঠিক করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। কারণ হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে বলি, আমি ২ বছর কিন্তু অনলাইনে পড়াশোনা করতে হয়েছে আমাকে COVID-19 এর সময়। কারণ আমি যদি দুই বছর ধরে পড়াশোনা যদি না করতাম, আমার graduation টা আরও ২ বছর কিন্তু পিছিয়ে চলে যেত। এটা সত্য কথা।
<chuckles> হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ। আচ্ছা? হুম, হুম। হুম। <tsk> হ্যাঁ, তা তো অবশ্যই।